সেটাই, সেটাই। আ তো এই ক্ষেত্রে আমার আপনি আমার বড় মায়ের অর্থাৎ আমার দাদীর রান্নার বিষয়গুলো জানতে চাচ্ছিলেন। আ তো সেটা হচ্ছে যে পিঠার কথা একটা বলতে ইচ্ছে করছে। আ আমাদের এখানে বলে পাকান পিঠা আপনারা কি বলেন তা জানি না। উ স এটাও আ এটা সেটাই বলতে চাচ্ছিলাম। এটা হচ্ছে চালের গুঁড়া চিনেন কিনা? চালের চালের আটা বলে আমরা গুঁড়া বলি। একটা হচ্ছে গমের আরেকটা হ্যাঁ। ওই চালের
আচ্ছা, এটা কি রকম? হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, চালের গুড়া, চালের গুড়াই। ওইযে একটা চাল করে যে ভাঙে একটা কিসে পা দিয়ে, দিয়ে হচ্ছে যে অ বা অনেকে হাত দিয়ে, দিয়ে ভাঙে।
হ্যাঁ, হ্যাঁ। হাত দিয়ে তো ভিতরটা নেড়ে দেয়। আর ঢেঁকি দিয়ে ভেঙে দেয়। এখন আর ঢেকির প্রচলন নেই। এখন মেশিন আছে।
মানে ওইযে উপরে একটা হ্যাঁ, হ্যাঁ ঐযে একটা কিস ঢেঁকি ঢেঁকি টাইপের একটা হ্যাঁ। এখন তো মেশিনে ভেঙে ফেলে। হ্যাঁ, হ্যাঁ।
তো ওই চালের গুড়া আর হচ্ছে আপনার আ গুড়। পাটালি গুড় বলেন আপনারা শুধু গুড় আরকি যেটা লিকুইড
হুম। হ্যাঁ।
এটা দিয়ে একটা কিছু তৈরি হয় আরকি। আ ঘন করে সেটা হচ্ছে একেবারে ফুটন্ত তেলের মধ্যে ছোট, ছোট করে চামচে করে আ ছাড়ে এবং ওটা ফুলে একেবারে লুচির মত হয়। উ জি, জি
হুম। ও আচ্ছা হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। আসলে নরম থাকে তারপর হচ্ছে যে একটা সাইড হচ্ছে একটু স মানে অনেক ঘন থাকে আর একটা সাইড হচ্ছে একটু পাতলা থাকে। তাই না?
না সেটা তো হচ্ছে কাঁচি পোড়া পিঠে বলি আমরা আর অনেক জায়গায় বলে চিতই পিঠা। চিতই পিঠা। একটা ফোটা ফো
ও আচ্ছা, আচ্ছা। আ চিতই পিঠা, চিতই পিঠা তো সাদা থাকে। সাদা থাকে না চিতই পিঠাটা?
হ্যাঁ সাদা, সাদা। আর এটা হচ্ছে যে আ পুরাটাই মিষ্টি। গুড়ের রঙে রঙ হয় আর
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ পুরোটাই বুঝ চিনতে পেরেছি, চিনতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি এক গুড়ে একদম মানে পুরা একদম বাদামি, বাদামি কালার হয়ে যায় গুড়ে। তেলের মধ্যে চুপ ভাজা হয় না?
ছাচে হয়, একদমই তাই।
হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। তো এগুলো কি মানে আপনাদের ফ্যামিলি থেকে মানে আপনাদের বড় মা রান্না করতেন ওখান থেকে পরে আপনার মা বা আপনি এভাবে শিখেছেন নাকি?
অনেকে বানা এ হ্যাঁ, আমি ভালো পারি না। আমি পিঠা জাতীয় ভালো পারি না। চেষ্টা করেছি এই পিঠাটা আমার অসম্ভব প্রিয়। তো আমি পারি না ভালো। কেমন জানি ভেতরটা আমার অত ফুলে যায় না। ভেতরটা একটু শক্ত, শক্ত থাকে আমার দলা, দলা পাকিয়ে থাকে। কিছুতেই ভালো করতে পারি না। তো এগুলো মানে ঐরকম স্বাদ আর অন্য কারো হাতে আসে না। আবার নিজেও পারিনা আমি তৈরি করতে। অতটা ভালো। কিন্তু আরো করতেন।
হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম, হুম। <smacks lips>